আমার কাছে মনে হয় যেটা আসলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেস্ট হচ্ছে হাইব্রিড ক্লাস গুলো যেগুলোতে কিছুদিন অনলাইনে থাকে, কিছুদিন অফলাইনে থাকে। কারণ আমরা তখন দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো যেগুলো হয়তো আমরা অনলাইনে বসে করতে পারছি না। ল্যাব ক্লাস বা এইসব জিনিসগুলো আমরা ফিজিক্যালি গিয়ে করে আসলাম। আর যেগুলো হচ্ছে লেকচার বড়, বড় লং লেকচার দেখা যাচ্ছে ঢা ঢাকা বা এরকম বড় শহরগুলোর আসলে ট্রাফিক জ্যাম তো জানেনি। আমাদের যেতে যেতেই যেই পরিমাণে সময় চলে যায় আ তো সেই ক্ষেত্রে যদি আমরা বাসায় বসে এই ক্লাসগুলো করতে পারি, সেটা কিন্তু আমাদের প্রচুর সময় বাঁচাবে, প্রচুর টাইম বাঁচাবে, এ এনার্জি বাঁচাবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে আমার মনে হয় যে একটা কম্বিনেশন করা উচিত। আ আমরা অফলাইন ক্লাস ও করব, আমরা অনলাইন ক্লাসও করব। অনলাইন ক্লাস এর সুবিধা আপনি যেটা বললেন একদম ঠিক কথা বলেছেন। যে যেকোনো সময় আমি লেকচার টাতে ফিরে যেতে পারব। যেটা অ অফলাইন ক্লাস এ পসিবল না। তো এটা কিন্তু আসলেই একটা আমি মনে করি যে খুবই বড় একটা হিউজ অ্যাডভান্টেজ। আপনার এই ব্যাপারে কি মত?
অবশ্যই, অবশ্যই। আচ্ছা। অবশ্যই, অবশ্যই। খুবই সুন্দর। অবশ্যই, অবশ্যই। অবশ্যই। অবশ্যই। খুবই সুন্দর এক আপনি একটা খুবই সুন্দর একটা উপস্থাপনা করলেন যেখানে একটা বেশ সুন্দর পয়েন্ট বলেছিলেন যে হাইব্রিড ক্লাসটা। এখন দেখবেন অ এখন বর্তমানে কিন্তু শিক্ষা ব্যবস্থা কিন্তু হাইব্রিডের দিকে যাচ্ছে। আমি আসলে জিনিসটা বুঝতে পেরেছি যখন হচ্ছে আমি যখন বাইরের দেশে আসলাম, বাইরের দেশে না সব ক্লাসগুলা না অফলাইনে হয় না। দেখলাম ওরা হচ্ছে কিছু, কিছু ক্লাস অনলাইনে থাকে, কিছু, কিছু ক্লাস অফলাইনে থাকে। ওরা আসলে হাইব্রিড মুডে কাজটা চালায়। তার মানে বুঝতে কারণ হচ্ছে ওখানে মানুষজন হচ্ছে বিভিন্ন রকমের সবাই জব করছে। হয়তো সবার হচ্ছে ক্লাসের মধ্যে সবসময় যে আসা যে উপস্থিত হবে সেটাও কিন্তু তারা পারছে না। যার কারণে তারা ওই হাইব্রি হাইব্রিড মুডটা দিয়ে রেখেছে যেটা আসলে দরকার। অনেক ইম্পোর্টেন্ট কারণ হচ্ছে এটা অফ অনলাইন ছাড়া হবে না। অ সরি অফলাইন ছাড়া হবেই না তখনই তারা কিন্তু আ অফলাইনে আসতে বাধ্য হচ্ছে। আর মেক্সিমাম ক্লাস কিন্তু অনলাইনেই হচ্ছে। এবং তারা আপনি যদি দেখেন আপনি বাসার মধ্যে বসে কিন্তু অনলাইন ক্লাসের থ্রু তে কিন্তু আপনি চাইলে আপনি দেখবেন মাঝে, মাঝে হার্ভার্ড ইউনিভার্সিটি বা বড়, বড় ইউনিভার্সিটি কিন্তু অনলাইন কোর্স ও কিন্তু কোর্সগুলো চালু করে। আপনি চাইলে তো অফলাইন এ গিয়ে ঐসব দামি, দামি কোর্সগুলা কিন্তু কষ্টসাধ্য। অনেকে টাকা দিয়েও করতে পারবে না। আপনি একটু অনলাইন ক্লাস ওইটা ওই, ওইটাও কিন্তু ওই শিক্ষাটাও কিন্তু অনলাইন থ্রু তে আপনি কম টাকার মধ্যে দিয়েও কিন্তু করে ফেলতে পারবেন। সো এই যে শিক্ষা এই যে একটা আ অনেক মানুষের চিন্তা থাকলো যে একটা হার্ভার্ড এর মত বা একটা অক্সফোর্ডের মত ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে বা ওদের শিক্ষাটা কিরকম হয় সেটা দেখতে জানার যে ইচ্ছা। ওই জায়গাটাও কিন্তু অনলাইন ক্লাসের থ্রুতে পারে আমার কাছে মনে হয়। ওই যে বললেন
হু, হু। হু, হু, হু। জি। জি, জি, জি। হু, হু, হু, হু। হু, হু, হু। হু, হু, হু, হু। হু, হু, হু। হু, হু, হু। জি, জি, জি। হুম। হু, হু। হু, হু, হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। হুম। হুম। অবশ্যই। হু, হু, হু, হু। হু, হু, হু। হু, হু, হু। অবশ্যই। হু, হু, হু। হু, হু, হু। হুম কোর্সগুলো। হু, হু। হু, হু, হু। হুম। হু, হু, হু, হু। হু, হু, হু। অবশ্যই। হু, হু, হু। হুম। হু, হু, হু, হু। হু, হু, হু, হু। অবশ্যই। হুম, আপনি যে কথা হু, হু, হু। আপ আপনি জি।
হ্যাঁ এই যে আপনি যে বললেন হা হ্যাঁ বলুন।

অবশ্যই, অবশ্যই। আপনি খুবই সুন্দর একটা উপস্থাপনা করেছেন। যেটা আসলে আমি COVID-19 এর পরে যখন আমি অনলাইন ক্লাস করেছিলাম তখন ১ম দিকে আসলে মন কনসেনট্রেট দেওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। first of all একটানা যখন আমি যখন একটা কিবোর্ডের দিকে বা একটা মনিটরের দিকে তাকাচ্ছে আমার মাইন্ডটা যে একটানা যে একটা যে জিনিসের বসে দেখতে অভ্যস্ত না সেটা আমি বুঝতে পেরেছিলাম। সেটাও একটু অসুবিধা হয়েছিল। বাট ওই যে এই যে ২য় অসুবিধাটা যে সুবিধা যেটা বলতে চাচ্ছে, ওই যে যখন ইচ্ছা তখন হচ্ছে আমি কিন্তু অ ঘরের মধ্যে বসেও কিন্তু অনলাইন ক্লাসটা দেখতে পাচ্ছি বা পড়তে পাচ্ছি। এটা একটা সুবিধা ছিল। আরেকটা আমি মনে করি অনলাইন ক্লাস মানে তো আর লাইভ ক্লাস না। অনলাইন ক্লাসের মধ্যে কি অনলাইন ক্লাসের মধ্যে একটা রেকর্ডিং এর সুবিধাও থাকে। টিচার আপনি যদি অ্যাটেন্ড করতেও না পারেন, টিচার যদি রেকর্ড করে সেটা যদি অনলাইনে যদি আপনার বা কোন জায়গায় আপলোড করে দেয় তখন কিন্তু আপনি চাইলে কিন্তু যখন ইচ্ছা তখন সেটা দেখতে পারেন। আপনি যে জিনিসটা বুঝতে বুঝতে পারছেন না সেটা কিন্তু ups and down এর থ্রুতে বা কমিয়ে বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়েও কিন্তু জিনিসটা আরো সুন্দরভাবে করা যায়। তো আমার এদিক থেকে মনে হচ্ছে অ অনলাইন ক্লাসটা আমাদের শিক্ষার মানটাকে কেন জানি একটু বাড়িয়ে দিয়েছে মনে হয় কমার থেকে। কারণ হচ্ছে আমি একটু ক অনেকে বলতে পারে কমার দিকটা। কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা বাড়তি সুবিধা আছে। হয়তো আমরা মানুষজন হয়তো স্টুডেন্টরা হয়তো ওই জিনিসটা ঠিক-ঠাক মত নিতে পারছে না। হয়তো তার জন্য হইলেও কমলেও কমতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যারা নিতে পারে, যারা নিচ্ছে তারা কিন্তু ঠিক-ঠাক মতো এটা নিতে পারছে। সো যার কারণে আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা blessing। আপনি কি মনে করেন?
জ্বি, জ্বি, জ্বি। জ্বি, জ্বি, জ্বি। হুম। হু, হু, হু। হু, হু, হু, হু। হুম। হু, হু, হু। হু, হু, হু অবশ্যই। হু, হু। জ্বী। হু। অবশ্যই, হু, হু, হু। অবশ্যই। হু, হু, হু, হু। হু, হু, হু, হু। হু, হু, হু, হু, হু। অবশ্যই। হু, হু, হু, হু, হু। হু, হু, হু, হু। অবশ্যই। হু, হু, হু, হু। হু, হু, হু, হু। হুম। হু, হু, হু। হুম। হু, হু, হু, হু, হু, হু, হু। হু, হু, হু, হু।